আমি আসলে বেশ কিছুদিন আ যাবত একটা ব্যাপার লক্ষ্য করেছি এবং আ যেটা আসলে বুঝলাম যে, আ কিছু জিনিস আছে যেটা আসলে আমি ধরে রাখতে পারছিনা বা দেখা যাচ্ছে হচ্ছে না আমাকে দিয়ে। তো এইসব কারণে দেখা যাচ্ছে আমার মনটা অনেক খারাপ থাকে এবং আমার ভেতরে এক ধরনের হতাশা কাজ করে এবং বারবার নিজের যে আত্মবিশ্বাস সেটা নিয়েও আসলে একটা নেতিবাচক চিন্তা চলে আসে যে, হয়তো আমাকে দিয়ে হবেনা, আমি হয়তো পারব না। হ্যাঁ? আমি আ অ হয়তো এই জিনিসটা যোগ্য না। তো এরকম -আ চিন্তাভাবনা যখন চলে আসে তখন দেখা যাচ্ছে মানসিকভাবে অনেকটাই আ বিধ্বস্ত হয়ে পড়ি এবং আ আসলে কারো সাথে যে এই ব্যাপারটা নিয়ে কথা বলব, সেটাও আসলে বলতে পারি না এক ধরনের লজ্জা কাজ করে। তারপরেও আসলে এই লজ্জাটজ্জা ভেঙে ভাবলাম যদি আপনার সাথে একটু কথা বলে আমার কিছুটা হেল্প হয়, তাহলে তো আমার জন্যই ভালো। তো আপনি কি আসলে আমাকে এইযে একটা সমস্যা মধ্য দিয়ে আমি যাচ্ছি, সেখান থেকে একটু আ বের হওয়ার যে রাস্তাটা সেটা আ সাহায্য করতে পারেন।
আচ্ছা। হুম। ঠিক। হুম। আচ্ছা, আমি আসলে আপনার কথা শুনেই বুঝতে পারছি, আপনি মানসিকভাবে একটু বিষণ্ণতার মধ্য দিয়ে আছেন। এবং এই বিষয়টা নিয়ে বেশ উদ্বিগ্ন। তো আপনার যে সমস্যাটা এটা যদি একটু বিস্তারিতভাবে বলতেন আসলে সমস্যাটা কতদিন ধরে হচ্ছে বা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে।
হুম। জি। আসলে আ মূলত সমস্যা যেটা হচ্ছে সেটা হলো আমি আ যদি কোন একটা কাজ করতে চাই বা, যদি কোন কিছুই যেকোনো কিছুই করতে চাই না কেন, সেটা আসলে যে প্রতিদিন নিয়মিত রাখবো সেটা না আসলে রাখতে পারি না। দেখা যাচ্ছে মানে প্রত্যেকদিন কাজটা চালিয়ে যাওয়ার মত যে একটা অনুপ্রেরণা বা, একটা প্রেরণা যে মনের ভিতর থাকা লাগে, সেটা না আমার কেমন জানি আ ঠাস করে গায়েব হয়ে যায় এবং আ সেখান থেকে কিন্তু আসলে আমি আর ওই কাজটা, বাট অ উ উ আর কন্টিনিউ করতে পারি না। বা দেখা যাচ্ছে যে আমার ভালো লাগে না করতে। এরকম একটা মানে বিষয় চলে আসে। মানে আ সত্যি কথা বলতে সহজভাবে যদি বলি যে আসলে প্রতিদিন আ কাজ করার ক্ষেত্রে হোক বা অন্য কোন কিছুর ক্ষেত্রে হোক আমি যে আসলে প্রেরণাটা জাগিয়ে রাখবো, হ্যাঁ? সেটা না রাখতে পারছি না। তো এই যে প্রেরণাটা আমার হারিয়ে যাচ্ছে দিনকে দিন সেটা জাগিয়ে রাখার জন্য আমি কি করতে পারি যদি সে ব্যাপারে আমাকে একটু সাহায্য করতেন?
জি। আচ্ছা। আচ্ছা। হুম। জি। জি। হুম। আচ্ছা। হুম, এই যে আপনি যে বললেন যে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণাটা হারিয়ে ফেলছেন। মানে এইটা কি এমন যে বিশেষ কোন কাজের ক্ষেত্রে এমনটা হচ্ছে নাকি সব কাজের ক্ষেত্রেই মূলত আপনার এই সমস্যাটা হচ্ছে?
হুম। আসলে আম মোটামুটি আ ক কয়েক ধরনের কাজের ক্ষেত্রে এরকমটা হচ্ছে। দেখা যাচ্ছে যে আ আ প্রতিদিন তো আসলে জামাকাপড় কিছু ধোয়াক ধুয়ি করতে হয়। তো আ মনে হয় যে আজকে না হোক কালকে ধোবো। এরকম করে কিন্তু আসলে রেখে দিচ্ছি। তখন কিন্তু অনেকটা কাপড় জমে যাচ্ছে এবং আ দিন শেষে কিন্তু দেখি যে আমার মা আ সেই কাপড়গুলো ধুয়ে দিচ্ছে এবং তখন কিন্তু আমার ভেতর খারাপ লাগা কাজ করে। তারপর আবার আরেকটা ব্যাপার যদি বলি যে, আমার কিন্তু আ আ মানে খাওয়া দাওয়ার ব্যাপারটাও তেমন একটা ঠিক নেই। দেখা যাচ্ছে আমাকে একটু বেশি, বেশি খেতে বলা হয়েছে আমার ওজনটা একটু কম তাই। তো খাওয়ার ক্ষেত্র থেকেও তো দেখা যাচ্ছে আমার কোনো রুটিন মেইনটেইন করে চলতে হয়। তো ওই রুটিনটা দেখা যে গেল যে আমি ১ সপ্তাহ মেইনটেইন করে চললাম। এরপর থেকে কিন্তু আমার আর ভালো লাগছে না। দেখা যাচ্ছে যে আসলে প্রতিদিন আ কিছু খাবার আমাকে বানাতে হচ্ছে। হ্যাঁ? তো সেই যে একটা ধকল বা বা একটা পরিশ্রম আমাকে করতে হয়। এই যে পরিশ্রমটা এটাই কিন্তু আমার আসলে ভালো লাগছে না দিনশেষে। তো দেখা যাচ্ছে যখন এক সপ্তাহ আমি এরকম একটা রুটিন মাফিক চলাফেরা করি প্রতিদিন কিছু খাবার বানাই। তো পরে না এক ধরনের অ অলসতা চলে আসে। যে আচ্ছা থাক, খাবো না। না অনেক খেতে ইচ্ছা করছে কিন্তু এটা আমাকে বানাতে হবে বলেই হচ্ছে দেখা যাচ্ছে আমি না খেয়েই কিন্তু বসে আছি। তো এটাও হচ্ছে আবার কোন একটা অভ্যাস কথাই যদি বলি, দেখা যাচ্ছে আমার ছবি আঁকা অনেক পছন্দ। আগে আমি অনেক ছবি আঁকতাম। কিন্তু এখন না আসলে আ দেখা যাচ্ছে আমার আ ছোটবেলায় একদমই রং টং কিছুই ছিল না। ছবি আঁকার কোনো ম্যাটেরিয়ালস ও ছিল না। আমি কারো কাছে শিখিও নেই। কিন্তু এখন আমার কাছে সবকিছু আছে, রং আছে, তুলি আছে, তারপর ক্যানভাস আছে, সবকিছু আছে। কিন্তু আসলে আমি যে নতুন করে ছবি আঁকাআঁকি শুরু করব সেই অনুপ্রেরণাটাই আসলে ফিরে পাচ্ছি না।
জ্বী। বুঝতে পেরেছি। আচ্ছা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। আচ্ছা। না আমি আসলে বুঝতে পারছি আপনি মানসিকভাবে একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং যেমনটা বললেন আসলে সার্বিক পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে আপনার ঠিকঠাকভাবে ঘুমানো বা, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে দেখুন -দাওয়া বলতে কি যে ওজন বাড়ানোর জন্য যে খুব বেশি খেতে হবে বিষয়টা এমন না। আপনি কিন্তু চাইলে পুষ্টিকর খাবারগুলো একটু বেশি, বেশি খেতে পারেন। যেমন দেখবেন যে অনেক ধরনের মিল্কশেক পাওয়া যায়। বাদাম, খেজুর, হ্যাঁ? মিষ্টি এই যে খাবারগুলো আছে, হ্যাঁ? মিষ্টি যদি আপনি না খান, হ্যাঁ মিষ্টি বেশি খেলে একটু সমস্যা হতে পারে। তবে এই যে ফল ফ্রুটস যেগুলো আছে বাদাম হুম? খেজুর, দুধ বা বিভিন্ন ধরনের মিল্কশেক যেগুলো পাওয়া যায়। এই ধরনের খাবারগুলো কিন্তু আসলে দেখবেন যে আপনাকে মানে খুব অল্পতেই ওজনটা বাড়িয়ে দেবে। হুম। অনেকে আবার করে কি যে আপনার ফাস্ট ফুড আইটেম খেতে চায়। ঐটা খেলে কিন্তু আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে। আপনি যদি মানে প্রাকৃতিক শক্তিতে নিজের ওজনটা বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এ ধরনের খাবারগুলো খেতে পারেন এবং চেষ্টা করবেন প্রতিদিন পর্যাপ্ত ঘুমানো। হ্যাঁ? তাহলে দেখবেন এই যে বিষণ্ণতা, মানসিক চাপ এগুলো কাজ করবে না এবং আপনিও কিন্তু আসলে আপনার কাজের প্রতি মনোযোগী হতে পারবেন। তবে এই যে আপনি ব বললেন যে আসলে একটা ইচ্ছে পেইন্টিং করা। একটা শখ বা অন্যান্য কাজের ক্ষেত্রেও যে অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন। মানে এইটা কি পরিবেশগত কারণে কি সমস্যাটা বেশি হচ্ছে নাকি আপনি কোন স্মার্টফোন ডিভাইস না মূলত বাধাটা কোটা কোথা থেকে আসছে যদি একটু বলতেন।
হুম। হুম। জী। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হ্যাঁ, আসলে আহ আ আমার কাছেও তো মনে হচ্ছে যে স্মার্টফোনটাই হতে পারে। কারণ দেখা যাচ্ছে বাসায় বসে যখন অলস সময় কাটাই তখন তো আসলে স্মার্টফোনটাই বেশি দেখা হচ্ছে। হয়তোবা মুভি দেখছি বা সিরিজ দেখছি বা দেখা যাচ্ছে আ ফেসবুকে স্ক্রলিং করছি. কোন কাজ কিন্তু নেই। আ হ্যাঁ, আমার কাছে আ আ মনে হচ্ছে যে আমি আ অনেক সময় এরকমও হয় যে আমি আ ফেসবুকে এ কিন্তু অনেক ধরনের খাবারের ভিডিও দেখি যেটা আসলে অনেক মুখরোচক লাগে সেটা আসলে বানানোর যে প্রসেসটা সেটা কিন্তু আসলে বলা হয়ে থাকে। তো আমার কাছে আমি কিন্তু ভিডিওগুলো সেভ করেও রেখে দিয়েছি যে আসলে আমি বানাবো। কিন্তু ওই যে বানাবো পর্যন্তই অতটুকু পর্যন্তই এরপরে কিন্তু আসলে আর বানানো হয়ে ওঠে নাই। তো এই যে আসলে দেখা যাচ্ছে আমি শুধু দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি কিন্তু কাজটা আর করছি না। তো আ কিভাবে যে আসলে অনুপ্রেরণাটা খুঁজে পাবো বা আসলে নিজেকে একটু জোর করব কিনা! যে আসলে জোর করেও যদি এক একটু ভালো হয়, সেটা কেমন হয়? সেটাও ভাবছিলাম যে আসলে করা যায় কিনা? তবে স্মার্টফোনে কিন্তু আসলে অনেক বেশি সময় পার করে ফেলছি এবং আপনি আসলে বলছিলেন যে আসলে ঘুম ঘুমের একটা রুটিন, তারপর খাওয়া-দাওয়ার একটা রুটিনগুলো ঠিক রাখতে। আসলে ঘুমটাও কিন্তু অনেকটাই সমস্যা করছে দেখা যাচ্ছে রাতে আ ঘুমাতে অনেক দেরি হয় এবং ঘুম থেকে উঠতেও অনেক দেরি হচ্ছে। তো সারাদিন কেমন জানি একটা শরীরের মধ্যে অলসতা কাজ করে আবার দেখা যাচ্ছে একটুতেই ঘুম পেয়ে যাচ্ছে। মানে কোন একটা কাজ করতে যাচ্ছি ঘুম আসতেছে, আমি কিন্তু ঘুমিয়ে যাচ্ছি। বা কোন একটা খাবার খেতে ইচ্ছা করতেছে তখন আ আ হয়তো আমি বানানোর চেষ্টা করবো এরকম, এরকম ভাবছি। কিন্তু তখন এই হাই তোলা শুরু করলাম, আচ্ছা ঠিক আছে পরে ঘুম থেকে উঠে বানাবো। পরে ঘুম থেকে উঠার পরে কিন্তু আবার ফোনটাই ধরছি এবং ফোনের স ফোনের পেছনে কিন্তু সময়টা বের করে মানে ব্যয় করে দিচ্ছি এবং খাবারটা কিন্তু আর বানানো হচ্ছে না।
জি। হুম। জি। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। জি। আচ্ছা। বুঝতে পেরেছি। জি। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। দেখুন আসলে এই যে আপনার যে মানে দৈনন্দিন রুটিনটা বলেন বা কাজের ক্ষেত্রে যে বাধার কথাগুলো বললেন। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আপনি আসলে একটা কাজেই স্থির না থেকে অন্যান্য কাজে আসলে মনোযোগের কারণে কিন্তু আসলে আপনার সমস্যাগুলো হচ্ছে এবং কাজগুলোর প্রতি কিন্তু আপনি আসলে খুব একটা মনোযোগী হয়ে উঠতে পারছেন না। তো সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন যে কাজই করেন না কেন সেটা ছবি আঁকা হতে পারে বা অন্যান্য কাজ। সবসময় মানে কাজের দিকে সম্পূর্ণ মনোযোগটা দেওয়া যায় কিনা? হ্যাঁ, এই আ মেসেজের কথা বললেন বা মোবাইল ব্যবহার করা। চেষ্টা করবেন এই জিনিসগুলো যতটা সম্ভব দূরে রাখা। হ্যাঁ যখন এই কাজগুলো করছেন প্রয়োজনে সাইলেন্ট করে রাখলেন বা সুইচ অফ করে রাখলেন, হুম। এইভাবে করে হয় কি যে আপনার মানে কাজের প্রতি একটা মনোযোগটা ধরে রাখতে পারবেন এবং আপনার হবে কি তখন আসলে অন্যমনস্ক হয়ে যাবেন না বা কাজের প্রতি ব্যাঘাতটা কিন্তু ঘটবে না। আর ওই যে বললাম আসলে কাজের ক্ষেত্রে একবারে একসাথে অনেকগুলো কাজ করার চেষ্টা না করে মাঝখানে যদি একটু মানে থেমে, থেমে বা একটু বিরতি দিয়ে যদি কাজের চেষ্টা করেন সেটাও কিন্তু আসলে আপনার জন্য খুবই ভালো হবে। তো আমার মনে হয় আপনি এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন। কারণ অনেক সময় হয় কি যে একাধারে কাজ করতে গেলে আপনার দেখা যায় যে মানে একটু মনোযোগহীনতা চলে আসে বা মানে মানসিক চাপ সৃষ্টি হয়। কিন্তু আপনি যখন একটু থেমে, থেমে কাজ করবেন তখন কিন্তু এই কাজের মাঝখানে, মাঝখানে আপনার মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রা বিশ্রাম পাবে। এবং আপনিও কিন্তু বেশ ভালোভাবে এই কাজগুলোর ঠিকঠাকভাবে করতে পারবেন। তো আমার মনে হয় আপনি এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন। এর বাহিরেও কি আপনি কিছু ভাবছেন কিনা?
হুম। জ্বী। হুম। আচ্ছা হুম, হুম। জ্বী। হ্যাঁ। জ্বী। জ্বী। উম আসলে আপনি যে ব্যাপারগুলো বললেন এগুলো তো আসলে কখনো চিন্তা করে দেখিনি। আর আ আমার কাছে মনে হচ্ছে যে এভাবে যদি আমি একটু চেষ্টা করি আ তাহলে হয়তো আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেখান থেকে আমি আ ঠিকঠাক মতোই বের হয়ে আসতে পারবো এবং আ আমার কাছে মনে হচ্ছে যে আ এগুলো আসলে আমার জন্য অনেকটাই উপকারী হবে। তার পাশাপাশিও যদি আমি একটু বলি যে অনেক সময় মানে আপনি আসলে বলছিলেন যে একাধারে কাজ করতে, করতে দেখা যাচ্ছে যে আ আ কাজের প্রতি মনোযোগটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে আসলে এটাও আমি এখনই বুঝতে পারলাম। কারণ অনেক সময় এরকম হয় কি যে একটা পেইন্টিং যদি আমি করতে চাই তখন দেখা যাচ্ছে আমি এক বসায় সেটা শেষ করতে চাই। তো এক বসায় শেষ করতে গিয়ে না দেখা যাচ্ছে যে একটু ভুল-ভ্রান্তি হচ্ছে বা, আ ঠিক সুন্দর হচ্ছে না দেখে আবার একটু রাগও লাগতেছে, যে কেন ঠিকঠাক মতো হচ্ছে না? তো এখন যদি আসলে আমি একটু বিরতি নিয়ে, নিয়ে আ ছোট, ছোট বিরতির মাধ্যমে আ এই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি তখন আমার মস্তিষ্ক দেখা যাবে বিশ্রাম পাবে আর এই যে ভুল করতে যে জায়গাটা সেটাও চলে যাবে। এবং আমি হয়তো আমার যে আ কাজের যে জায়গাটা, আর্টের যে জায়গাটা সেখানে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো। তো এর পাশাপাশি ধরেন আমি আ অনুপ্রেরণাটা আরো স স্থায়ী করতে চাচ্ছি, হ্যাঁ? তো অনুপ্রেরণাটা যেন মাঝপথে থেমে না যায়, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি?
জি। হুম। জি। জি। আচ্ছা। জি। হ্যাঁ। হুম। জি। হুম। আচ্ছা, দেখুন আসলে মনোযোগ ধরে রাখতে আপনি ওই যে যেমনটা বললাম যে যেই বিষয়গুলো আপনাকে ডিস্ট্রাক্ট করছে ঐগুলাকে আসলে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন, হ্যাঁ? আর মাঝে, মাঝে চেষ্টা করবেন একটু শারীরিক চর্চা করতে পর্যাপ্ত ঘুমানোর কথা তো বললামই পাশাপাশি আপনি যদি একটু সম্ভব হয় সকাল, সকাল উঠে কোলাহলমুক্ত পরিবেশে যদি একটু হাঁটাচলা করেন তখন দেখবেন এটা কিন্তু আপনাকে একটা ভালো মানসিক প্রস্তুতি তৈরি করে দিবে যেটা আসলে আপনাকে এই যে কাজের ক্ষেত্রে মনোযোগী হতে খুবই সাহায্য করবে। এবং চেষ্টা করবেন যে কাজগুলো ছোট, ছোট ধাপে, ধাপে করার, হ্যাঁ? এবং আ আপনি যখন কোন একটা কাজে সফল হবেন নিজেকে নিজে পুরস্কৃত করতে পারেন যেমন ধরেন নিজের পছন্দের কিছু নিজের কিনলেন বা কিছু খেলেন, হ্যাঁ? এভাবে হবে কি নিজের প্রতি নিজে একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াবেন যেটা কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে কাজ সম্পন্ন করতে খুবই সহায়তা করতে পারে বলে আমার মনে হয়।
হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। জি, আসলে এই যে আ শে শেষে যে কথাটা বললেন যে নিজেকে পুরস্কার দেওয়াটা। এ ব্যাপারটা না আসলে আ আমার তেমন মাথায় ছিল না বা আসলে আমি এটা চিন্তাভাবনাও করিনি। তো এ এটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। আসলে আ অনুপ্রেরণা অ ধরে রাখার জন্য এটা কিন্তু চমৎকার একটা উপায় হতে পারে। আমি অবশ্যই এটা চেষ্টা করে দেখব এবং আ শরীরচর্চার কথা বললেন, অ পর্যাপ্ত ঘুমানোর কথা বললেন এগুলোও আমি চেষ্টা করবো আমার রুটিনের মধ্যে নিয়ে আসার জন্য। এবং আশা করছি যে আসলে আমার দৈনন্দিন জীবনে যে আসলে আ প্রেরণা ধরে রাখাটা নিয়ে যে সমস্যাটা হচ্ছিল সেটা আস্তে, আস্তে কমে আসবে। তো অনেক বেশি ভালো লাগলো এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কথা বলতে পেরে। অনেক হতাশার মধ্যে দিয়ে আ যাচ্ছিলাম সেটাও অনেকটা কমে গেল। তো অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, ভালো থাকবেন।
আচ্ছা। হুম। জি। হুম। কোন সমস্যা নাই আসলে আমিও বুঝতে পারছি আপনি মানসিকভাবে একটু বিষণ্ণতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সময় পার করছেন। তবে হতাশ হবেন না, আমি আশা করছি আপনি যদি চেষ্টা করেন নিশ্চয়ই নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ধৈর্য ধরে থাকতে হবে। আশা করছি খুব দ্রুতি একটা সমাধানে আসতে পারবেন, আপনার জন্য শুভকামনা রইলো।
হুম। জি, অবশ্যই।